ভাই আমি না বেশ কয়দিন ধরে অনেক হতাশার মধ্যে দিয়ে আছি। আ মানুষজন ইদানিং আমাকে নিয়ে বেশ bully করতেছে। আ আমি অবশ্য একটু বলতে পারেন যে একটু fat type এর মানুষ। মানে আমি মোটা-সোটা মানুষ। তো এটা নিয়ে অনেক bullying এর শিকার হচ্ছি। বিশেষ করে আ gym-এর মধ্যে। আমি এ কারণে মনে করেন gym-এ ঢুকেছি প্রায় বলতে পারেন যে ১০-১৫ দিন হলো। তো ভর্তি হওয়ার পর থেকে না দেখা যাচ্ছে যে আ gym এর সবার সাথে মোটামুটি কথাবার্তা হলো, পরিচয় হলো আস্তে, আস্তে। কিন্তু আ এরপর থেকে যেটা হচ্ছে যে আ মানুষ না মনে করেন যারা ভালো আর fitness আছে, যারা gym করে ভালো ভাবে অনেকদিন, ধরে দীর্ঘদিন ধরে একটা fitness তারা দেখা যাচ্ছে কথার মাঝখানে তালে তালে আমাকে খোঁচা মেরে কথা বলে বা, কটু কথা বলে। তো কিছু, কিছু কথা এমন ভাবে বলে সেটা মানে পুরোপুরি আমার মানে গায়ে আঘাত লাগে এবং আ ওটা না নেয়ার মতো না এবং আমি এসব বিষয় নিয়ে প্রচুর দুশ্চিন্তা এবং হতাশা কাজ করতেছে। আমি বুঝতেছি না কি করব। ন্যা মনে করেন যে এমন তো হচ্ছে যে, যে কিছু উল্টা কিছু প্রতিবাদ যখন করি আ তখন এটা আরও বেশি মনে করেন যে তারা আরও এটা দি মজা পায় আরকি। আরও বেশি করে। হ্যাঁ, তো আপনার থেকে একটু পরামর্শ চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে।
আচ্ছা। হুম। আয় হায়! আচ্ছা। হুম, হুম। জি। জি। বুঝতে পেরেছি। হুম। প্রকট আকারে। হুম। অবশ্যই। আসলেই আপনার কথা শুনেই মনে হচ্ছে যে আপনি এটা নিয়ে অনেকটা চিন্তিত। স্বাভাবিক, মানুষজন আসলে কটুক্তি করার এটা তো মানে সহজভাবে আর নেওয়া যায় না। তবে এই বিষয় নিয়ে আপনি তেমন একটা চিন্তিত হবেন না। এবং আমাকে যদি একটু বলতেন যে এটা আসলে আপনার মানে কতবার হচ্ছে এবং এটা আসলে ঘন, ঘন কেন হচ্ছে? আপনার কি মনে হয়?
জি। হুম। আসলে অ্যা এইটা মনে করেন যারা আমি মনে করেন হয় Gym করতে করতে মাঝখানে একটু বিরতি নেই। অ্যা দেখা যাচ্ছে যে আ অনেকে Gym এর করার সময় আ আসে একটু কথা বলে ঠিক আছে? বা ৩ ৪ জন জড়ো হয়ে যখন কথা বলি, তখন অ তারা এই জিনিসটা করে থাকে এবং এটা প্রতিনিয়ত হয়। অ্যা মানে প্রতিনিয়ত বলতে মানে প্রতিদিনই বা একদিন হয়তোবা এরকম একটা অবস্থা। বা যেদিন Gym এ যাই না ওদিন হয়তোবা এমন এটা face করতে হয় না। আ কিন্তু ভাই অ্যা কথাগুলো মনে করেন মানুষগুলো যে
হুম, হুম। উম জি। আচ্ছা। হুম।
পুরোপুরো পরিচিত তাও নয় অ্যা এবং unknown ও নয়। হা হয়তোবা মনে করেন যে পরিচিত হয়েছি। আ বলতে গেলে যে নতুন মানুষই। কিন্তু তারা তাদের মনে করেন যে তারা এভাবে যে কথা বলতেছে, এটা আমার কাছে ভাল লাগতেছে না এবং হজম হচ্ছে না। এরকম মানুষ কিভাবে কথা বলতে পারে? একটা মানুষকে এইভাবে কিভাবে Bulli করে? তো এই জিনিসটা নিয়ে আমি না বেশ আমি দুশ্চিন্তার মধ্যে আছি এবং আমি এসব জিনিস নিয়ে কাউকে share ও করতে পারতেছি না। অ্যা বুঝেনই তো একটা ছেলে মানুষ আ যখন এসব বিষয় নিয়ে কাউকে মানে কথা বলে তারা এটা নিয়ে হাসিঠাট্টা হিসেবে দেখতে পারে। বা না মানে কি বলব যে আমি কিছু মানে আমার ভাষা পাচ্ছি না আরকি।
ওকে। হুম, হুম। জি। হুম। বুঝতে পেরেছি। হুম। না, আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আ মানে আপনি অনেকটা আসলে ভেঙে পড়েছেন। তবে আপনি ভেঙে পড়বেন না। কারণ অনেক অনেক পরিস্থিতিতে হয়তো কিছুটা পরিবর্তন আনার মাধ্যমে হয়তো এই সমস্যাটা থেকে অনেকাংশে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে একটু যদি জিজ্ঞেস করি যে, আসলে এমন কোন পরিস্থিতি বা এমন কোন নির্দিষ্ট মানুষ বা দল রয়েছে যাদের সামনে আপনার এই লজ্জা আ এটা একটু বেশি কাজ করে বা আপনি একটু সংকোচ বোধ করেন?
জি। হ্যাঁ। হ্যাঁ, এরকম ২ ৩ জন আছে। তারা বেশি মনে করেন আ তারা হয়তোবা ওইটা মনে করে যে, আ মজা করতেছি, Chill করতেছি ঠিক আছে। Just fun করতেছি আ ব্যায়ামের মাঝখানে। ঠিক আছে, কিন্তু তারা অন্য কারোর Emotion টা বুঝতেছে না। এটা সে শুধু আমার সাথে করতেছে তা না। আ এরকম বেশ কয়েকজনের সাথেই করে। যারা নতুন আসে বা তারা যারা একটু Fat তাদের সাথে এরকম করে থাকে তারা। তারা এটা থেকে মানে মনে হয় অনেক enjoy করে আর, মনে হচ্ছে। কিন্তু
আচ্ছা। হুম। আচ্ছা। হায় হায়!
আমার কাছে ভাই খুবই খারাপ লাগে এসব জিনিস যখন আমার কাছে, আমার সাথে যখন কেউ করে। আ আ আমি মনে করেন যে আ এখন ব্যায়ামও করতে যেতে মন চায় না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আবার নিজের Health এর একটা issue আছে। আমি বুঝতেছি যে আমাকে আমার Fitness টা ধরে রাখতে হবে। ফিট মানে একটা ভালো একটা আ Healthy life জীবন পার করতে হবে। কিন্তু আমি না এটাও করতে পারতেছি না তাদের জন্য। এখন কি যে করব আমি, আ বলতে পারেন অনেক দ্বিধার মধ্যে পড়ে গেলাম।
হুম, স্বাভাবিক। হায় হায়! ওকে। আচ্ছা। আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এটা নিয়ে আ মানে অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে বা অনেকটা আসলে হতাশাগ্রস্তর মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ স্বাভাবিক, আপনি জিমে যাচ্ছেন একটু শরীরকে তরতাজা করার জন্য। এবং এটা নিয়ে যদি মানুষজন হাসাহাসি বা ঠাট্টা করে, তাহলে এই যে আপনি যেমনটা অনুভব করছেন এরকম অনুভূতি আসতেই পারে। তবে এসব পরিস্থিতিতে আপনার কিছুটা ক্ষেত্রে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখাটা খুব প্রয়োজন। যে মানুষ যে যাই বলে, আপনি আপনার কাজটাই করে যাবেন বা আপনি আপনার মতো জিম করে যাবেন। তবে তার পাশাপাশি, এই যে আপনি তাদেরকে এই যে যখন জিম করতে যান আপনার এই যে শ শারীরিক মানে বা মানসিকভাবে, সেটা কি কোন রকমভাবে আপনার অন্যান্য কাজে কি প্রভাবিত করছে বলে মনে করেন?
জ্বী ভাই। হ্যাঁ। জ্বী। হুম। আ আসলে আপনার মনে করেন যে, এখন তো Gym এর মধ্যে WhatsApp group থাকে। এক, একটা community থাকে, এক, এক Gym-এর মধ্যে বা আপনার লাগে Messenger ও group থাকে এখন। তো ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে, অ্যা কিছু, কিছু post বা কিছু কিছু ছবি তুলে তারা এমনভাবে ফানি আকারে সেখানে তুলে অ্যা উপস্থাপন করে। আ মানে ওই group গুলোর মধ্যে অ্যা যেটা নিয়ে তারা অনেক enjoy করে। এবং অ্যা হাসি-ঠাট্টা করে, আ বিষয়টা গুলা নিয়ে। এবং এটা আমার কাছে মানে খুবই খারাপ লাগে। আর ওই group গুলো কি? হচ্ছে combine group। যেমন ছেলে-মেয়ে একই group এই আছে। কারণ এটা মনে করেন Gym টা হচ্ছে এরকম যে, আপনার আ দুপুর ২ টা থেকে ৩ টা থেকে আপনার হচ্ছে গিয়ে ৪ টা বা ৫ টা পর্যন্ত মেয়েরা Gym করে। আর ছেলেরা সকালে আর হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে Gym করে আরকি। তো ওই group এর মধ্যে তারা, আ আমারও মনে করেন যে বেশ কয়েকটা ছবি নিয়ে তারা হাসি-ঠাট্টা বা বিদ্রূপ করে থাকে। যারা আমাকে চিনে না তাদের সামনে ওই জিনিসটা করে থাকে। তো, এই জিনিসটা আমার কাছে অনেক মনে করেন যে, আ কি বলব অপমানিত মনে হয়। মানে, মনে হচ্ছে যে আমাকে আর আমাকে অপমান করতেছে আর অনেক খারাপ লাগে আরকি। তো, আ আমি এটা নিয়ে, আ মানে প্রতিবাদও করতে চাচ্ছি আরকি। কিভাবে কি করব সেটাও বুঝতে পারতেছি না।
জ্বী। বুঝতে পেরেছি। আয়, হায়। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। আসলে আপনার কথা শুনেই মানে মনে হচ্ছে যে, এটা <sighs> খুবই করুণ আকারে বা খুবই গুরুতর আকারে কিন্তু ধারণ করেছে। কারণ আপনি যেমনটা বললেন যে, অনেক পরিস্থিতিতে কিন্তু তারা মানে কম বেশি আপনাকে সরাসরি বা অনলাইনে Bullying করছে। এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় এবং আমার নিজেরই আসলে কষ্ট লাগতেছে যে, আপনি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যেহেতু gym করতে যান বা তাদের সাথে কম বেশি দেখা সাক্ষাৎ হয়, আপনি চেষ্টা করে দেখতে পারেন তাদের সাথে সরাসরি এই বিষয় নিয়ে আলাপ আলোচনা বা আপনার মতামতটা শেয়ার করা। যে তারা যে এরকম মন্তব্য করছেন এগুলা আপনি ঠিকঠাকভাবে নিতে পারছেন না বা তাদেরকে হয়তো সরাসরি বিষয়টি সুন্দরভাবে বলতে পারেন যে, মানে আপনাদের মত আপনি, মানে তাদের মত আপনিও যে gym করতে আসছেন আ সেটা তো আসলে হাসি ঠাট্টা করার বিষয় না, এটা তো একটা ভালো দিক। তো এভাবে হয়তো তাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে বলতে পারেন। তার পাশাপাশি আপনি যেটা চেষ্টা করতে পারেন আ সেটা হচ্ছে যে, আ আপনি যখন gym করতে যান, তখন চেষ্টা করবেন নিজের একটা comfort zone তৈরি করা বা নিজের মানুষের সাথে যে যাদের সামনে আপনি একটু আ একটু খোলামেলা থাকতে পারবেন বা একটু মতামত শেয়ার করতে পারবেন। চেষ্টা করবেন যে ওদের সময় মতো আপনি যেন gym করতে যান। তো দেখা যাবে যখন আপনার চারপাশে যখন পরিচিত মানুষ থাকবে যাদের সাথে আপনি খোলামেলা কথা বলতেছেন, তখন দেখা যাবে ওদের সাথে থাকলে আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস বা মনোবলটাও অনেকখানি বেড়ে যাবে। এবং আপনি এটাও চেষ্টা করে দেখতে পারেন যেহেতু প্রত্যেক gym-এ manager-ও রয়েছে বা একজন coordinator রয়েছে, ওনাকে বিষয়টা নিয়ে একটু অবগত করতে, যে এইভাবে যদি তারা আপনাকে bully করতে থাকে তাহলে তো এটা আপনার মানসিকভাবে অনেকটা চাপের সমস্যা তৈরি করতেছে। তো এটা নিয়েও আপনি কিন্তু উনাকে অবগত করতে পারেন। তো আপনার কি মনে হয় যে, এগুলা আপনার ক্ষেত্রে কাজে দিতে পারে?
হ্যাঁ। জি। হুম। হুম। জি। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। হ্যাঁ, আসলে আমি, আ বেশ কয়েকটা সমাধান পেয়েছি। খুব সুন্দর, সুন্দর সমাধান দিয়েছেন। এগুলো, আ কাজে লাগানোর চেষ্টা করব, apply করার চেষ্টা করব। কিন্তু সমস্যা আরেকটা হচ্ছে যে, আ মনে করেন তাদেরকে আমি নিজেকে আমি একবার বলেছিলাম এবং আ প্রতিবাদটা তখন আসলে ঠান্ডাভাবে না, কড়া ভাবে বলছিলাম। একবারে গিয়েছিলাম। তো, আ সেটা মনে করেন যে হীতে-বিপরীত হয়ে গেছে আরকি। আ তাদের তো একটা group থাকে। মনে করেন ওই ২-৩ জনের group-ই আরও ৪-৫-জন মিলে একটা group team করে ফেলছে তারা ওখানে, প্রায় ৮-১০-জনের। তো ওই group-টা আ শক্ত হয়ে গেছে অনেক, বুঝতে পারছেন? এবং তারা ওই group-টা মিলেই আমাকে মনে করেন যে আমাকে আর ১-২ জনকে মানে প্রচণ্ডভাবে হেনস্তা করে, এরকম একটা অবস্থা হয়ে গেছে।
অবশ্যই। জি। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি।
তো কোনোভাবেই দমানো যাইতেছে না। আ যত রাগ করলে দেখা যাচ্ছে যে তারা ওই bullying এর মাত্রাটা আরও অধিক বাড়িয়ে দেয় এবং এটা যে কত কষ্টকর হচ্ছে আর কত যে ইয়া করতেছে, তারপর থেকেই তো তারা ওই যে আপনার
হুম। আচ্ছা। বুঝতে পারতে
online-এ মানে message group-এ, WhatsApp-এ group-এ তারা এই জিনিসগুলো ছড়ায় আরকি। উল্টা-পাল্টা pic দেয় এবং সেখানে উল্টা-পাল্টা comment করে আমাদেরকে নিয়ে। বেশ ক মানে আমার মতো আর ১-২ জনকে নিয়ে। তো ও জিনিসটা অনেক suffocating লাগতেছে ভাই। আমি বুঝতেছি না কি করব। মানে অনেক খারাপ লাগতেছে।
হুম। জি। আচ্ছা। আচ্ছা। আসলে এসব পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন, আ সেটা হচ্ছে আপনি চেষ্টা করে দেখবেন যে, আ মানে যেখানে আপনি দেখতেছেন যে এই gym-এর পরিবেশটা আপনার জন্য স্বাস্থ্যকর না। বা যেখানে দেখতেছেন আপনারা তাদেরকে বা তারা আপনাকে যে অনলাইন বা অফলাইনে বিভিন্ন রকমের Bullying-এর শিকার করতেছে, আপনি হয়তো এটা মাথায় রাখতে পারেন যে অন্য একটা gym-এ, মানে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন। সেটা আপনার বাসার থেকেও দূরে হলেও তেমন একটা সমস্যা নাই, কারণ এখানে তো আপনার শান্তিটা প্রয়োজন। যেখানে আপনি শান্তিমতো আপনার gym-এ focus করতে পারবেন, এবং নানা রকম মানুষ যখন এই নেতিবাচকভাবে আপনাকে নিয়ে মন্তব্য করবে, তখন স্বাভাবিক আপনার যে gym করার ইচ্ছা, সেটা তো অনেকাংশে কমে যেতে পারে। তো আপনি সেটা চেষ্টা করে দেখতে পারেন, এবং তার পাশাপাশি আপনি আ এটাই মাথায় রাখবেন যে, মানুষে তো অনেক কিছুই বলে। সবার বিষয় নিয়ে তো আসলে কান দেওয়া উচিত না এবং চেষ্টা করে থাকবেন যে একটু প্রতিবাদমূলক আওয়াজ তুলতে, কারণ চুপচাপ থাকলে দেখা যায় কম বেশি অনেকেই এটার সুযোগ নিতে চায়। হয়তো আপনি কিছু বলছেন না দেখে তারা এটা করেই যাচ্ছে। তো আপনি ঐ তাদের সাথে একটু বিষয়টা নিয়ে বলতেন যে আপনার কোন দিকটা ভালো লাগছে? কোন দিকটা ভালো লাগছে না? এতে করে দেখা যাবে যখন সুন্দর একটা পরিবর্তন বা আ খোলামেলা যখন communication রাখবেন, তাহলে হয়তো অনেকাংশে এই সমস্যাটা থেকে আপনি পরিত্রাণ পাবেন আমি আশা করছি আরকি।
হুম। হ্যাঁ। জ্বী। হ্যাঁ। হুম। হুম, জ্বী। হুম। হুম। আচ্ছা ভাই, আপনি খুব সুন্দর, সুন্দর আমাকে এই যে gym-এর এই যে বিষয়গুলো, bullying এর এগুলো বিষয় নিয়ে আমাকে অনেক সুন্দর, সুন্দর পরামর্শ দিয়েছেন। এগুলো আমি আমার ব্যক্তিগত জীবনে এখন থেকে কাজে লাগানোর চেষ্টা করব। যদি প্রয়োজন হয় আমি, আমার যে বিম করা ব্যায়াম করার যে জায়গাটা gym ঐটাই পরিবর্তন করে ফেলব অন্য জায়গায়। আ দেখি এটা নিয়ে অনেক কিছু ভাবতেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বিষয় নিয়ে পরাম মানে সময় দেওয়ার জন্য। আপনার পরামর্শগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আ আপনাকে শুভদুপুর জানাই।
জ্বী। হুম। জ্বী। জ্বী, অবশ্যই। আপনার জন্যও আসলে অ্যা শুভকামনা এবং আপনাকেও অনেক ধন্যবাদ। আ তার পাশাপাশি আপনি এটাও চেষ্টা করে দেখতে পারেন যে, যেখানে আসলে মানুষজন কম থাকে ওই একটা সময় নির্ধারণ করা, বা পাস মাঝে, মাঝে চেষ্টা করে দেখতে পারেন যে gym-এ যাওয়ার সময় একটু headphone ব্যবহার করা, এবং সহজ একটা পোশাক পরা যাতে করে তারা Bullying করতে না পারে। এবং আমি আশা করছি, যে এগুলা যদি অবলম্বন করেন তাহলে অনেকাংশে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন আপনি। তো ভালো থাকবেন।
হুম। জ্বী।